ইদানিং আমার বেশ মাথা খারাপ হওয়ার মতো একটা অবস্থা হয়েছে। মানে অফিসে কাজের এত চাপ, আ আমি আসলে কোনভাবেই আ নিজেকে গুছিয়ে নিতে পারছি না যে কাজগুলা আমি আ কিভাবে শেষ করবো? কিভাবে আ একদম আ মানে স্টেপ বাই স্টেপ আমি কাজগুলা গুছায় নিবো? যে চাপগুলো আছে আমাকে একদম আ অস্থির করে তুলছে। আমি আ মানসিকভাবেও একটা মানে মনে হচ্ছে যে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আ কাজগুলা সামলাতে পারছি না। ম ম মনে হচ্ছে যে আসলে এটা হয়তোবা আমার পক্ষে আর সামলানো একদমই সম্ভব হবে না। তো এটাই ব্যা আমি ঠিক বুঝে উঠতে পারছিনা যে এখন আমার কি করা উচিত? বা কোন পরামর্শ যদি কেউ দিত? এজন্য আপনার শরণাপন্ন যে কি করা উচিত একটু যদি বলতেন?
হুম। হুম। আচ্ছা। হু, হু। হু, হু। আপনার কাজের এই যে চাপ এটা কি হঠাৎ করেই হয়েছে নাকি আ চলে আসছিল অনেকদিন থেকেই?
আসলে ব্য হঠাৎ করে তেমন বলা যায় না, আসলে অনেকদিন থেকেই আ এই বিষয়গুলো চলে আসছিল। আ অফিসে আমি যে, অফিসে কাজ করি সেখানে অ্যা কাজের চাপটা ভালোই। কিন্তু এই গত ২ সপ্তাহ থেকে যেটা হয়েছে যে, হঠাৎ করে মনে হচ্ছে যে, অনেকগুলো কাজ একসাথে চলে আসছে। আমি উম basically client handling এর কাজ করি তো, তো অফিস থেকে দেখা গেল বেশ কয়েকটা কাজ আমরা পাই। তো অ অনেকগুলো কাজ যেহেতু অন্য colleague যারা আছেন, আ তারা ইতিমধ্যে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত। তো আমার অফিসের বস বললেন যে, "তোমার হাতে হয়তোবা একটু কাজ কম।" তো উনি একসাথে আমাকে প্রায় ৪ টা প্রজেক্ট এর কাজ আ আমাকে দিয়ে দিলেন। তো আ অনেকগুলো কাজ আছে যেটা আ একটু সময় সাপেক্ষ, কিন্তু কিছু কাজ আছে যে, উম প্রায় প্রতিদিনই কোন না কোন একটা deadline আমার সামনে চলে আসে। যেটা আমাকে হয়তোবা এই আগামী সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে। কিছু আছে তার পরের দিন শেষ করতে হবে। আবার আছে যে, ব্য কিছু কাজের ভাগ আছে যে, আমার অর্ধেক কাজ এখন delivery মান deliverables এর যে, বিষয়গুলা আছে মানে ৪-৫ টা কাজ যখন একসাথে চলে আসছে, এটা হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে অনেক একটু চাপ হয়ে গেল আমার জন্য। আগে আমি স কাজগুলো সামলায় নিতে পারতাম হয়তোবা আগে-পরে করে, কিন্তু ঠিক এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে আমার সাথে আমি মানসিকভাবে একদম ভেঙে পড়ার মতো অবস্থা হচ্ছে। আমি বুঝে উঠতে পারছি না আসলে কাজগুলোকে কিভাবে গুছিয়ে, client কেও সন্তুষ্ট রাখতে পারবো বা আমার আমার যে মানসিক একটা আস্থা বা নিজের প্রতি একটা আত্মবিশ্বাস সেটাও আমি ধরে রাখতে পারব।
উম হুম। হুম। ওহো! হুম। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হুম। হুম, বুঝতে পারছি। আপনি যে আ অনেক চাপের মধ্যে আছেন আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। <smacks lips> আর আপনি যে চেষ্টা করছেন, কিভাবে চাপ থেকে বের হয়ে আসবেন সেটাও আ মনে হচ্ছে আপনার জন্য খুবই দরকার। আপনার মানসিক অবস্থার জন্যও দরকার। আপনার ঘুম কেমন হয় বা আপনি কেমন বিশ্রাম নিতে পারেন?
আম আপ ঘুম আসলে তেমন একটা সমস্যা ছিল না। কিন্তু এইযে চাপটা আ শুরু হওয়ার পর থেকে না য মানে যখনই উ আমার ৩-৪ টা কাজ একসাথে চলে আসলো, প্রথম ৩-৪ দিন আমি একটু রিল্যাক্সেই ছিলাম। মানে শুরুতে অতটা আ চাপ ছিল না। আমার ঘুম বলেন, খাওয়া-দাওয়া বলেন আ বা মানসিক আ স্থিতি বলেন, মোটামুটি ভালোই ছিল। উম বাসায় গিয়ে আমি টুকটাক কাজ করে খাওয়া-দাওয়া করে কিন্তু আমি ঘুমিয়ে পড়তাম। কিন্তু গত যখন যখনই ডেডলাইন গুলো আমার আস্তে, আস্তে দেখা যাচ্ছে কাছে চলে আসতেছে, তখনই না আমার ভিতরে একটা অস্থিরতা উম শুরু হলো, হ্যাঁ? তখন হচ্ছে কি? আমি খাওয়া-দাওয়াটাও ঠিক মতো করতে পারছিলাম না। আবার দেখা যাচ্ছে অ্যা মা ঘুমটাও কিন্তু আমার আগে যে একটা খুব আ সুন্দর আ ঘুম হতো। আ এক এক ঘুমে রাত পার যেটা হয় সেটা হতো। এখন কিন্তু আমি সেই পরিস্থিতির মধ্যে নাই। আর যেমন গতকালকেই কিন্তু গতকাল এবং গত পরশুর কথাই যদি আপনাকে বলি, আমার মাঝ মাঝরাতে দেখা যাচ্ছে প্রায় ২-৩ বার কিন্তু ঘুম ভেঙে গেছে। তারপর ঘুম আসছিল না। তারপর অনেক কষ্টে আবার ঘুম ঘুম আসলো। তো এ ঘুমটা ঐরকম সাউন্ড হচ্ছে না এখন।
হুম। হুম। হুম। আচ্ছা। হুম। হুম। হুম। উ হুম। আচ্ছা। ওহহো। হুম। হুম। আপনার কাজের জন্য দিনে কত ঘণ্টা সময় ব্যয় করতে হয়?
আ আমার তো মূলত ৯ টা থেকে ৬ টা পর্যন্ত অফিসের সময়। আ প্রতিদিন এই সময়টাই নির্ধারিত। মাঝখানে একটু lunch এর break আছে ১ ঘন্টার জন্য। তো দেখা যায় কোন সময় lunch এর break আ মানে এটা আ মাঝে, মাঝে নিতে পারি। দেখ আবার কখনো, কখনো দেখা যাচ্ছে lunch কে skip করতে হয়। মানে কিছু, কিছু দিন আছে হুম, এ আমি lunch এর সময়টাও করতে পারি না। আবার এই যে, সময়টার কথা বললাম, এই সময়টায় কিন্তু আমাকে অফিসের পরেও প্রায়ই ২ থেকে ৩ ঘন্টা আমাকে অতিরিক্ত সময় দিতে হয় অফিসে। সেটাও কিন্তু আমার একটা চাপ হিসেবে চলে আসতেছে।
হুম। ও। হুম, হুম। আচ্ছা। হুম। তাহলে মনে হচ্ছে যে, আপনার জন্য আপনার অফিসের জন্য আপনাকে প্রায় ১০ থেকে ১১ ঘণ্টা সময় কাজ করতে হয়। তাই তো?
আব বিশেষ করে এই সময়টায় প্রতি সবসময় যে এটা হয়, তা না। যখন কাজের চাপ থাকে না তেমন তখন আমি হয়তো ৬ টায় বেরিয়ে যেতে পারি। কিন্তু এই যে, deadline টা যখন চলে আসে তখন আমার মাথা খারাপ হয়ে যায়। মানে কাজটা আমি তো ঠিক মতো করতে পারব কিনা? এই একটা ভয়ও কিন্তু আমার মধ্যে কাজ করে। তখন এই যে, ভয়ের কারণে হয় না যে, আমি যে কাজটা হয়তো আমি দ্রুত শেষ করতে পারতাম। ওই কাজটাও আমি তখন একটু মনে হচ্ছে একটু এলোমেলো হয়ে যায়। আমি সঠিকভাবে করতে পারি না।
হুম। আচ্ছা। হুম। হুম। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম, আসলে এটা চিন্তার ব্যাপার। আপনার যে, ওই আ কাজের কারণে আপনার এত যে সমস্যা হচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক। আর তাছাড়া আমি যেটা বলব সেটা হচ্ছে আপনার যদি কাজের বাইরে আ বিশ্রাম নেয়ার যদি সময় থাকে আপনি যদি নিজের brain কে rest, rest এ রাখতে পারেন, তখনও কিন্তু কাজের যে চাপটা বা যেকোন ধরনের চাপ সেটা কিন্তু সামলিয়ে নেয়া যায়। তো এই কারণেই আমি জিজ্ঞেস করছিলাম যে, আপনার ঘুম কতটুকু হয় আসলে? আপনার ঘুম যদি ঠিকমত হয়, তখন আপনার brain rest পাবে। আপনার brain যখন rest পাবে তখন সেটা fully function করতে পারবে। তো যেহেতু বোঝা যাচ্ছে যে, আপনি অ্যা ঠিকমতো ঘুমোতে পারছেন না, আপনার বারবার ঘুম ভেঙে যাচ্ছে। তো এই কারণে আমি বলব যে, আপনি যদি একটা routine এ চলে আসতে পারেন যে, আ সকালবেলা উঠে কাজ শুরু করে আ বা আপনার যতটুকু সময় কাজের জন্য দরকার সেটা রুটিন অনুযায়ী maintain করতে পারেন বা কাজের ফাঁকে, ফাঁকে যদি আপনি অল্প, অল্প একটু অ break নিতে পারেন। Break নিয়ে নিজের পছন্দের ধরেন কোন একটা গান শুনলেন বা একটু হেঁটে আসলেন বা কারো সঙ্গে কথা বললেন তখনও কিন্তু অনেক আ refreshing লাগে, নিজেকে সতেজ মনে হবে। তারপর যদি আপনি আবার কাজে ফিরে আসেন তখন ওই যে, চাপটা সেটা কিন্তু একটু কমে যাবে আপনার জন্যে। তাছাড়া productivity ও বেড়ে যেতে পারে আপনার। আর আ ঘুমের ব্যাপারটা যেটা বলছিলাম, আপনি যদি আ একটু চেষ্টা করেন, আপনার ঘুমটা আপনার কাজের চাপটা যদি একটু কমে আসে, সে কারণে সেক্ষেত্রে আপনার ঘুমটাও ভালো হবে। আপনার ঘুম ভালো হলে আবার আপনার ওই যে, মানসিক চাপটা থাকে সেটাও কিন্তু কমে আসবে। <smacks lips> তো এভাবে যদি একটু, একটু রুটিন এ আসতে পারেন বা একটু যদি আ ঘুমের ব্যাপারটাকে যদি একটু ঠিক করতে পারেন, আমার কাছে মনে হয় আপনার জন্য ভালো হবে।
হ্যাঁ। আচ্ছা। ওকে। হ্যাঁ। আচ্ছা। ওকে। আচ্ছা। তো। ওকে। আচ্ছা, আচ্ছা। এটা আ সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। তো এই বিষয়টা আমি আসলে ই ২ টার মাঝখানে যে একটা আ যোগসূত্র থাকতে পারে। এটা আমার মনেই হয়নি। তো আসলেই ঘুমটা যখন ফ্রেশ হয় আমার মনে হয় কাজের আ মনোযোগটা উম আসলে সঠিক থাকে। আমি আগেও দেখেছি বিষয়টা। এখন আমি অনেকটা ২ টার মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে পারলাম। একটা পরামর্শ আরেকটু চাচ্ছি যে এইযে চাপের যে বিষয়টা আছে, এটা কি আমি আমার আ বসের সাথে আলোচনা করতে পারি? বস কি আবার অন্য কিছু মনে করবে? যদি আমি তাকে বলি যে, "আমার চাপটা বেড়ে গেছে, আমার আমি কি একটু ডেডলাইনটা পিছাইতে বা ক্লায়েন্টের সাথেও কথা বলে কি আমি ডেডলাইনগুলো একটু আ পিছতে পারি কিনা?" এটা কি স উচিত হবে আমার? নাকি আমি চেষ্টা করব আমার যে সময় আছে সে সময়ের মধ্যে কাজগুলো শেষ করে ফেলা?
হুম, হুম। হুম। হুম, হুম। জি। অবশ্যই আমার কাছে মনে হয় আপনি যদি আপনার বসের সাথে কথা বলতে পারেন তাহলে সেটা খুব ভালো হবে। আপনি বলবেন যে কিভাবে আপনার জন্য ডেডলাইনটা একটু চাপের হয়ে যাচ্ছে বা আপনার কাজের চাপ একটু বেড়ে যাচ্ছে। সে কারণে আপনার শারীরিক অশান্তি বা আপনার মানসিক চাপটাও যে বেড়ে যাচ্ছে এটা অবশ্যই বলবেন। আর ক্লায়েন্টের ব্যাপারে আমার কাছে মনে হয় অ্যা না বলাটাই ভালো। কারণ আ ক্লায়েন্ট কিন্তু অনেক সময় বুঝতে পারে না। আ ওরা হচ্ছে মানে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে ক্লায়েন্ট তাহলে অবশ্যই বলবেন। যদি ভালো সম্পর্ক থাকে তাহলে বলবেন। কিন্তু তাছাড়া আমার কাছে মনে হয় আ না জানানোটাই ভালো হবে। আপনি যদি আপনার বসকে জানান সেটা আমার কাছে মনে হয় খুব বেশি ভালো হবে।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। উ হুম। আচ্ছা, আচ্ছা। আমি কি বসের কাছে এটাও বলতে পারি যে, আম আ আমাকে কোনো একজন একটু সহ সহযোগিতা করতে পারে এমন কাউকে আমার সাথে দেয়া এ ধরনের কিছু বলা কি উচিত হবে?
জ্বী, অবশ্যই। আপনি যেকোনো ধরনের এ সাহায্য চাইতে পারবেন। আমার কাছে মনে হয় সাহায্য যখন দরকার, তখন চেয়ে নেওয়া উচিত। কারণ আমরা অনেক সময় সাহায্য না চাইতে পারার কারণে কিন্তু সাফার করে থাকি। তো পরক্ষণে দেখা যায় যে, আ এতটাও কিন্তু কঠিন না সাহায্য চাওয়া। সাহায্য চা চেয়ে নিলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যেতো। তো অবশ্যই আপনি বলবেন যে, "আ কেউ যদি আ সাহায্য করার জন্য থাকে, তাহলে আপনার জন্য আ আপনার সাথে রাখলে ভালো হয়।" আপনি কাজ করতে পারলেন ডেডলাইনটাও মিট করতে পারলেন। আপনার কাজের চাপ কমলো। আপনার মানসিক চাপটাও কমে গেলো।
আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ আপনি পর সুন্দর একটা পরামর্শ দিলেন। আমি কি কোনো বা আ এমন কোনো ডিজিটাল টুল কি আছে বা প্রোডাক্টিভিটি টুল কি আছে যেটা আমি অ্যা ব্যবহার করতে পারি? যাতে আমার আ আ এইযে ডেডলাইনগুলো, এটা আমি সহজে ম্যানেজ করতে পারি। এই ধরনের কোনো পরামর্শ কি আছে আপনার কাছে?
হ্যাঁ, একটা tool আছে। সেটা হচ্ছে আ to do list এটা most probably Microsoft এর। আ আমি sure না, কিন্তু একটা অ্যাপ আছে সেটা হচ্ছে to do list ওখানে আপনি নিজের কাজগুলোর একটা আ deadline set করে রাখতে পারেন। তো আ আপনাকে হচ্ছে remind করিয়ে দিবে যে, কতক্ষণ পর্যন্ত আপনার deadline আছে। তো সেই অনুযায়ী আপনি একটার পর একটা কাজ চালিয়ে যেতে পারেন। তা ছাড়া আপনি ব্রেকও নিতে পারেন। আপনার break এর জন্য একটা সময় রাখবেন অবশ্যই। যে, এই কাজটা শেষ করার পরে আমি ১০ মিনিট আ break নেব। আমার পছন্দ অনুযায়ী আমি যদি খাবার খেতে চাই, খাবার খেয়ে নেব। একটু হাঁটাচলা করে নেব। বা যদি একটু স্ট্রেচিং করার দরকার হয় সেটাও করে নেব। তো এভাবে যদি করতে পারেন, তাহলে আ আ এই app টা কাজে আসতে পারে আপনার জন্যে।
আচ্ছা। আসলে আ যে, deadline গুলোর চাপ আছে আমি অনেক কিছুই আ মাথা থেকে চলে গিয়েছিল। তো আপনি এ যে, পরামর্শগুলো দিলেন, এটা যদি আমি কাজে লাগাতে পারি এবং একটা সুন্দর app এর কথা বললেন, এটা আমি অবশ্যই চেষ্টা করব এখন থেকে। তো আমার মনে হয় এ আ এই পরামর্শগুলো আমি কাজে লাগানো শুরু করব খুব শিগগিরই এবং আমার যে, চাপটা আছে মানসিক চাপ এবং কাজের deadline টাও আমি খুব সুন্দরভাবে achieve করতে পারব। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ। আশা করি আপনার কাজের চাপ কমে যাবে। আপনার মানসিক শান্তি পাবেন। আ সবকিছু আপনার জন্য ভালো হবে। ভালো থাকবেন।